অবশ্যই, অবশ্যই। আমি পুরোটাই আপনার সাথে একম এইযে ধরুন, না আপনা আমি কিন্তু অন্য ধর্মের লোক। এইযে ধরুন, আমি যখন ঈদ বা অন্য কিছু হয়, আমি কিন্তু আমার বন্ধুদের বাসায় গিয়ে হচ্ছে সেমাই, ফিরিনি এই জিনিসপত্রগুলাও খাচ্ছি। খাচ্ছি না। ঠিক তেমনি আমার ফ্রেন্ডও কিন্তু যখন হচ্ছে আমাদের কোন অনুষ্ঠান হয় সে কিন্তু আসে, এসে দেখে আমাদের সাথে একটু celebration করে সে তার ধর্মীয় বিশ্বাসটা রেখে বাকিটুকু যতটুকু আমার সাথে celebration করা যায়, সে ততটুকু করে আবার চলে চলে যাচ্ছে। এইযে একেকটা মানুষ চ আমি যে যাচ্ছি ওর বা বা ওর পরিবারের ওখানে গিয়ে পরিবারের সবার সাথে একটা আনন্দের উৎসবে সামিল হচ্ছি। ঠিক তেমনি যখন আমার পরিবারে উৎসবের সময় সে এসে সামিল হচ্ছে। এর থেকে তো বোঝা যায় আসলে যে ধর্ম তো বিভিন্ন রকমের হতে পারে। কিন্তু দিন শেষ যে আমরা হচ্ছে মানুষ। আমরা হচ্ছে মানবতাটাকে নিয়ে বেঁচে আছি। আমার আমার শরীরের থেকে যদি মানবতাটা যদি চলে যায়। সত্য কথা হ্যাঁ, আপনি যে ধর্মই পালন করুন না কেন আপনার ওই ধর্মীয় গুণাবলী থেকে আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আমি এটাই বলতে পারি। আপনি কি মনে করেন?
হ্যাঁ। জি, জি, জি। জি, জি। হুম। হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, অ্যা জড়ো করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি, জি, জি। হু, হু। জি, জি, জি। হু, হু, হু, হু। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। চলে যায়, হ্যাঁ। হুম, হুম। জি, ভাই। জি, জি। জি, জি, জি, জি, জি। তারা তা তো অবশ্যই। আসলেই ধর্মীয় নির্দেশনা তো থাকেই মানুষের প্রতি ভালোবাসা। মানে বিষয়টা হলো কি? মানে ধর্ম যার, যার। মানবতা সবার।
হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, অবশ্যই।
আমার ধর্ম, আমার ধর্ম আমি পালন করতেছি। আ আপনার ধর্ম আপনি পালন করুন। কিন্তু এর মধ্যে, যে এইযে আপনি এত সুন্দর একটা কথা বললেন, যে আপনা আপনি আপনার অন্য ধর্মের মুসলিম ধর্মের বন্ধুদের বাসায় গিয়ে সেমাই খাচ্ছেন। অ্যা তারপর তারাও আপনার অ্যা বিভিন্ন অনুষ্ঠানে তাদের বাসায় আসতেছে। এভাবেই কিন্তু উম দেখুন, আমাদের একটা সামাজিক অ্যা একটা বন্ধন, একটা পারিবারিক বন্ধন। এভাবে কিন্তু একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথেও বন্ধন করতে পারে। শুধুমাত্র এই মানুষের প্রতি মানুষের ভালোবাসার মাধ্যমে, তাই না?
অবশ্যই।

অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আমি এটা এক এক 100 এ 100 আপনার সাথে এক এক কথায় আমি রাজি আছি। এই যে দেখুন, না, চিন্তা করে দেখেন। এই যে আজকাল যে মানুষজন যে, এই যে আমরা আসলে এই মানবতা থেকে আস ত দেখবেন আজকাল কিন্তু সরে যাচ্ছে মানুষজন, হ্যাঁ। মানুষ সম সরে গিয়ে তারা আসলে একটা হাজির অ জিনিস স্থাপনা করে, হাজির জিনিসটা দেখাতে চায়। দেখেন, আ আ এই বিভেদটা কিন্তু অনেক বেশি এখন বর্তমানে একটু বিভেদটা পরিলক্ষিত হচ্ছে। আপনি যখন পূর্বের দিকে যখন আপনি দেখবেন অনেক রচনা ও গ্রন্থের মধ্যেও জিনিসটা পাবেন। সবাই মিলে একসাথে থেকে বসবাস করছে, একসাথে মিলে হচ্ছে। এটা তো আমাদের পরম্পরা। আমি মনে করি এটা আমাদের একটা পরম্পরার মধ্যে যে সবাই একসাথে মিলে বসবাস করা। আ আপনি কি আপনার বিপদে যদি আমি যদি আগাতে না পারি তাহলে তো আমার আসলে মানুষ হয়ে তার কোন লাভ হলো না। আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তাই না? আমাদের তো সে অ ভগবান বলুক বা আপনার যে স্রষ্টা আছে সে তো কিন্তু আপনাকে হচ্ছে সেই জ্ঞান, বিবেক, বুদ্ধি তো দিয়েছে, হ্যাঁ? সেই বিবেক বুদ্ধিটা জক অব যখন আমাদের দিয়েছে তাহলে তো আমাদের কি হয়? আমরা বিবেচনা করতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ এবং কোন আমি এখনো পর্যন্ত আপনাকে বলতে পারি কোন ধর্ম কখনো এক অ এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করা বা এক ধর্মের মানুষকে দেখতে না পারা কখনো কোন ধর্ম আসলে শেখায় না। আসলে শেখাটা হ হয়ে যায় কখন থেকে জানেন? যখন হচ্ছে আমরা যখন সামাজিকভাবে যখন বড় হয়ে উঠি তখন হয়তো আমরা আ অ মানুষ হিসেবে কি হয় আমরা অনুকরণ করতে পছন্দ করি। হয়তো দেখলেন, হয়তো দেখলেন আপনি ওই জায়গাটা জিনিসটা দেখে, দেখে শিখেন। তখন আপনার মনের মধ্যে আসলে ওই জিনিসটা কি হয়? একটা লালিত হয়ে যায় এবং লালিত হওয়ার কার হ্যাঁ। লালিত হওয়ার কারনে কি হয়ে যায়? আপনি আসলে তখন ওই জিনিসটাকে আপনার মনের মধ্যে ধরে নেন। কিন্তু যে আসলে প্রকৃত ধর্মটা সম্পর্কে জানে কখনো ওই ধর্মের কখনো মানুষ মানুষকে আসলে খুন করতে বলে না। ও কাউকে কখনো মানুষকে আসলে খারাপ কিছু করতে বলে না। আপনি কি মনে করছেন?
জি, ভাই। হুম। উহু। জি ভাই। উম জি ভাই। জি ভাই। উহু। জি, জি, জি, জি। উ হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উহু। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। জি, জি। হুম, হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম। জি, জি, জি, জি, জি। হুম, হুম। হুম। হুম, হুম। ব্যর্থতা। হ্যাঁ। আসলেই। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ।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 হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। জি, জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। শেখায় না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি, জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। লালিত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ আসলে আপনি অ্যা খুব সুন্দর কথা বলেছেন। যে আসলে কোন ধর্ম আ নিজের ধর্মের লোককে হোক বা অন্যের ধর্মের লোককে হোক কখনো মানে কোন খারাপ কাজে লিপ্ত করার জন্য আ কোন ন আদেশ করে না।